অনেকের কমে আসছে। কিন্তু ব্যক্তিগত অভিমত বলতে আমার কিন্তু কমে নাই। কিন্তু এই কিন্তু জ আমার কমে নাই বলতে এ এটা বোঝার জন্য যাবে না যে, সমাজে কিন্তু অ কমেছে। কারণ এই জেনারেশনের বেশিরভাগ কিন্তু নিজেদেরকে অ ঐ স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করে। বিশেষ করে আমার একটা অভিজ্ঞতায় আমি দেখেছি, একটা বাসার মেহমান আ হিসেবে গিয়েছি গেস্ট হিসেবে গিয়েছি। সেখানে যাওয়ার পরে সেখানে বাচ্চারা হাই হেলো বলে চলে গিয়েছে। যেয়ে দেখি তারা স্মার্টফোনে আ ঘাটাঘাটি করছে। হ্যাঁ, কিন্তু এ সে এইক্ষেত্রে আমাদের সময় কিন্তু এরকম ছিল না। কোন মেহমান আসলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তার সাথে কথা বলতাম, তাদের পাশে বসতাম। এই জিনিসগুলো কিন্তু স্মার্টফোন আসাতে কিছুটা খারাপ হয়েছে। তবে এগুলো যদি অভিভাবক সচেতন হয়ে থাকে তাহলে এগুলো থেকে কাটিয়ে ওঠা সম্ভব বলে আমি মনে করি।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। করে দিয়েছে। হ্যাঁ, একদম, একদম। নিজেদের মতো ব্যস্ত হয়ে গেছে। <chuckles> হ্যাঁ। হুম। হ্যাঁ, নিশ্চয়ই। তার মানে আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে, হয়তোবা এখনো স্মার্টফোন এসেছে ঠিকই। আ কিন্তু আপনাদের ঐযে আগের আড্ডা দেয়াটা আ কিংবা এইযে বন্ধুদের সাথে একসাথে বসে গল্প বলা এই জিনিসটা কমেনি। <chuckles> আচ্ছা। তো স্মার্টফোনের কারণে কখনো কি মানে কোন দূরত্ব তৈরি হয়েছে কিংবা কোন সমস্যা কি হয়েছে কারো সাথে? যে, হয় না? যে, দেখা যায় যে, বাসার মধ্যে সবাই সবার মত করে এখন নিজেদের রুমে গিয়ে খাওয়া দাওয়া করছে। স্মার্টফোনে যে, যার পছন্দ মতো ই দেখছে। আগে তো একটা প্রবণতা ছিল যে, সবাই একসাথে বসবে, টিভি দেখবে, গল্পগুজব করবে। হ্যাঁ। তো স্মার্টফোনের কারণে কি মানে এখন একটা দূরত্ব কি কখনো অনুভব করেন নাকি?
না, এটা কমে নাই। এটা কমার সম্ভাবনা। <chuckles> হ্যাঁ, এরকম হতো। এক একসাথে একসাথে বসে কথা বলতো সবাই।

আচ্ছা, সবাই তো এখন আসলে স্মার্টফোন আসলে দৈনন্দিন জীবনে ব্যবহার করছে যে, একটা জীবনের অংশই কিন্তু হয়ে গিয়েছে স্মার্টফোন। তো আপনার ক্ষেত্রে মানে স্মার্টফোনটা কতটুক ব্যবহার করা হয় প্রতিদিন?
জ্বি, আসলেই স্মার্টফোনটা তো আমার জীবনটা বলতে গেলে বদলে দিয়েছে। শুধু আমার না, সবার জীবনই বদলে দিয়েছে। যদি যে যে ১৫ ব্য ১০ থেকে ১২ বছর আগের দিকে দেখি। তাহলে তো তখন এই যেই অবস্থাটা ছিল, এখন তার থেকে তো তার মানে পুরোপুরি বলতে গেলে ভিন্ন চ তা চলে এসেছে। যেমন একটা সময় যে খবরের কাগজ পড়তে গেলে, ওই খবরের কাগজ কখন আসবে? তখন বসে থাকা লাগতো। বা তারপরে হচ্ছে হলো টিভি দেখতে গেলে খবর, আ খবর কতে ভ্য না আসা পর্যন্ত অস অ অপেক্ষা করতে হত। এখন তো সেটা স্মার্টফোনের মাধ্যমে খুব তাড়াতাড়ি পাচ্ছি আরকি। <chuckles>
হুম। আচ্ছা। হ্যাঁ, সবার ক্ষেত্রেই। হুম। জি। হুম। <chuckles> হ্যাঁ। আ জি। হ্যাঁ, হ্যাঁ। চলে এসেছে। একদম, একদম। যে স্মার্টফোনের সব খবর আসলে সকালে ঘুম থেকে উঠে নিয়ে নেওয়া যেতে পারে। তো আপনার ক্ষেত্রে কি মানে, সকালে উঠে আসলে ১ম এ কি স্মার্টফোনটা স্ক্রল করা শুরু করে দেন, নাকি আসলে চা-নাস্তা করে তারপর হয়তোবা এরকম স্মার্টফোনের দিকে হাত যায়?
আচ্ছা, ১ম এ ঘুম থেকে উঠে চোখ খুলতে, খুলতে আগে স্মার্টফোনের দিকে যে তাকিয়ে ফেলি। তার মানে এটা এতটাই বাজে একটা অভ্যাস করেছি যে, কোনো মেইল আসছে কিনা বা কোনো নোটিফিকেশন আছে কিনা বা কোনো গুরুত্বপূর্ণ কেউ মেসেজ করেছে কিনা সোশ্যাল মিডিয়ায় বা কোনো ফোন এসেছে কিনা? ওভারঅল সবকিছু আসলে দেখা হয়। দে তার মানে ঐটার পিছনে ৩-৪-৫ মিনিট ব্যয় করে কিন্তু অন্য কাজগুলো শুরু হয়। এবং এটা কিন্তু একটা বাজে অভ্যাস বলে আমি মনে করি, আমার অ্যা আমি আমার আমি এই অভ্যাসে আছি। কিন্তু এটা একটা বাজে অভ্যাস বলে আমার কাছে মনে হয় আরকি।
হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এগুলো চেক করে নেন। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। তো দিনটা আসলে কীভাবে শুরু করলে, আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা আরেকটু ভালো হতে পারতো কিংবা স্মার্টফোনের ব্যবহারটা কি আসলে মানে, দিনের শুরুতে কমিয়ে আনা কি উচিত নাকি?

আসলে দূরত্বটা কি যদি ঐ যে যদি তৈরি করা হয় তাহলেই হচ্ছে সমস্যা। ই আসলে স্মার্টফোনটা ব্যবহার করতে হবে আমাদের বা মানুষের। মা তারমানে মানুষ কিন্তু স্মার্টফোনটা ব্যবহার করবে। কিন্তু স্মার্টফোন যদি মানুষকে ব্যবহার করে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তার মানে অভ্যাসটা, চা ঠিক আছে কিন্তু অভ্যাসটা নিজের নি অভ্যাস যদি নিজেকে চা নিজের প্রতি এই ইচি চাপ সৃষ্টি করে সেগুলো কিন্তু ঠিক নয়। তো এই জিনিসটা একটু ঠিক রাখতে হবে। যে স্মার্টফোন ব্যবহার করতে হবে সবকিছুই দেখতে হবে। কিন্তু পরিবারের সাথেও কথা বলতে হবে, আড্ডা দিতে হবে, স একসাথে খাওয়া-দাওয়া করতে হবে। হ্যাঁ, টিভি নিয়ে একসাথে না দেখলেও আ স্মার্টফোনেও তো দেখা যায় বা অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোতেও দেখা যায়। যদি তাও না দেখা হয় তাও যে এটা দেখেছি এটা ভালো লেগেছিল, এটা আনন্দের ছিল। এগুলো কিন্তু শেয়ার করলেও কিন্তু হয়। তাদের সম্পর্ক দূরত্বটা কিন্তু হয় না। আমার ক্ষেত্রে এরকম হয় না। আমার ক্ষেত্রে যে যা দেখে পরিবারের সবাই একসাথে। তা কেননা ঐ যে একটা অভিভাবকের সচেতনতা আছে যে, বেশি ই করা যাবে না এবং একসাথে বসে রাতে খেতে হবে। এটা আমার বাসার নিয়ম। এইটা।
হুম নিশ্চয়ই। সমস্যা। <chuckles> হুম, হুম। জি। হ্যাঁ, এটা তো অবশ্যই। একদম, একদম। <chuckles> হ্যাঁ। জি। হুম এটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা আসলে এই ধরনের একটা নিয়ম মেনে চলছেন। এতে কিন্তু দেখা যায় যে ফ্যামিলির মধ্যে কিন্তু একটা ভালো বন্ডিং থাকছে। একে অপরের সাথে কথাগুলি শেয়ার করা হচ্ছে। হ্যাঁ। তো যখন এরকম হয়তো বাহিরে যখন কাজের ক্ষেত্রে যান, তখন আসলে মানে স্মার্টফোনটা কতটুকু ব্যবহার করা হয়? মানে কোন জিনিসগুলি স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন বাইরে গেলে।
জি, স্মার্টফোনের বেশি বাইরে গেলে যে জিনিসটা হয়ে থাকে যে, যে কারো সাথে যদি কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেখা যায় এখন তো বেশির ভাগই দেখা যায় ইন্টারনেটের সময় সবাই ইন্টারনেটে কানেক্টেড থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাবার্তা বলা হয়. বাসার খোঁজখবর নেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি বাইরে গেলে বাজার বা অন্যান্য দৈনন্দিন কেনাকাটা কিন্তু করতে গেলে ভুলে যাই এবং লিস্ট নিয়ে যাই না। এটা আমার একটা খুব বাজে অভ্যাস। সেই লিস্ট গুলা আসলে তখন চাই বা দেখা যায় লিস্টটা ভুলে রেখে এসেছি যেগুলো হাতে লিখেছি সেগুলো আবার কি করি ঐ ব বলি যে ছবি তুলে আমার অ্যা এস এস স্মার্ট ও ছবি তুলে আমাকে পাঠাতে। এই জিনিসটা আমাকে খুব সহযোগিতা করে আরকি, এই আরকি।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম। <laughs> আচ্ছা। হুম। স্মার্টফোন নো ডাউন করে রাখেন। আচ্ছা, আচ্ছা। <laughs> হ্যাঁ। তো স্মার্টফোন মানে এখন তো বুঝা যাচ্ছে আপনার কথা শুনে যে আসলে অনেকটাই কিন্তু সাহায্য করেছে আপনার দৈনন্দিন জীবনে। হ্যাঁ, যে আসলে ঘুম থেকে উঠা শুরু করে যে যেটা বললেন, যে হয়তোবা ঘুম থেকে উঠেই নোটিফিকেশন গুলি চেক করে নেন, মেসেজ দেখে নেন। আ দরকারি কাজগুলি একটু হয়তোবা একটু সেরে নেন। তো যেটা বুঝলাম আরকি যে স্মার্টফোন হয়তোবা আপনার জীবনটাকে অনেকটা সহজ করে দিয়েছে। এবং এই যে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকার ব্যাপারটাও কিন্তু আপনি বুঝিয়ে বললেন, যে এটা আসলে কিভাবে এরকম আগের থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছে। সহজে কিন্তু কানেক্টেড থাকা যাচ্ছে একজন আরেকজনের সাথে। আপনার সাথে কথা বলে কিন্তু বেশি আনন্দ পেলাম। য অনেক কিছু আসলে জানতে পারলাম যে আসলে কিভাবে আপনি স্মার্টফোনটা ব্যবহার করছেন আসলে এবং কিভাবে করা উচিত।

আচ্ছা আস এটা আসলে সময়ের পরে হচ্ছে হল নির্ভর করে থাকে। ধরেন ছুটির দিনে যদি ব্যবহার করা হয়, তো যদি কোন কাজ না থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে একটা ওয়েব সিরিজ বা নাটক বা মুভি কোন কিছু একটা পছন্দের যে আগে পছন্দ হয়েছিল আজকে একটু সময় পাচ্ছি। আজকে একটু দেখে নেই। এরকম দেখা হয়ে থাকে। কিন্তু কাজে সেদিন একটু বেশি ব্যবহার হয়। যে কিন্তু যেদিন খুব ব্যা কাজের ব্যস্ততা থাকে অফিস বা অন্যান্য পারিবারিক যে চাপগুলো থেকে থাকে সেই কে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রয়োজন না পড়লে আসলে দে দেখা হয় না। আবার এমনও আছে না কাজের ফাঁকে একটু অবসর পাওয়া যায়। সেই ক্ষেত্রে একটু ডু মেরে আসি। ওই যে বললামই তো হ্যাঁ, এবং সাথে, সাথে মেইল ও চেক করি। এই মেইল জিনিসটা কিন্তু ফোনে আসাতে খুব সুবিধা হয়েছে। একটা সময় ছিল কম্পিউটার ওপেন করে তারপর দেখতে হতো। এখন কিন্তু যেকোনো সময় আসলেই কিন্তু উ চেক করা যাচ্ছে। এটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে। <chuckles>
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। জি। <scoffs> আচ্ছা। হুম একদম, একদম। হ্যাঁ, এখন ফোনেই চেক করা যাচ্ছে। <chuckles> হ্যাঁ। মানে এই যে ফোনের কারণেও অনেক সুযোগ-সুবিধা কিন্তু বেড়ে গেছে। তো আপনি তো আসলে বলছিলেন যে এন্টারটেইনমেন্ট এর কথা আছে। হয়তোবা বিনোদন নেয়াটা অনেক সহজ করে দিয়েছে ফোন। কিন্তু এই যে দরকারি কাজ যেগুলি আছে, এগুলি আসলে আপনার কতটা সহজ করে দিয়েছে?
জি অবশ্যই। এই যে মেইল এর কথা বললাম এবং সাথে, সাথে যদি বলা হয় যে WhatsApp এ অফিস এ সবকিছু দৈনন্দিন খোঁজ খবর কি হচ্ছে, না হচ্ছে সেগুলো আপডেট পাওয়া যাচ্ছে বা গা ধরেন আগামী দিনের একটা যদি কোন কাজ থাকে সেটার পূর্ব প্রস্তুতির জন্য জানিয়ে দেয়া হচ্ছে। এগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার যে সেই প্রস্তুতিটা নিয়ে যাওয়া যেতে পারে। যে একটা মিটিং যদি থেকে থাকে, হঠাৎ করে একটা মিটিং এরেঞ্জ করা হলো হেড অফিস থেকে লোকজন আসবে। সেইদিনের পোশাক পরিচ্ছেদ বা সেদিনের attitude বা সেদিনের স্টাইলটা কিন্তু একটু ভিন্ন হবে অন্য দিনের থেকে যদি জানা যায় আগে থেকে। এই জিনিসগুলো কিন্তু স্মার্টফোনের মাধ্যমে জানতে পারছি এবং সাথে, সাথে ওয়েদার কেমন থাকছে এই জিনিসগুলো তো খুব বিষয়, ভালো একটা বিষয়। যে কালকে গরম পড়বে? নাকি ঠান্ডা হবে? নাকি ঝড় বৃষ্টি আসবে? এগুলো কিন্তু খুব ভালোভাবেই জানা যায় আরকি এখন।
হুম। হুম, একদম, একদম। হ্যাঁ। রাইট। হুম। নিশ্চয়ই। হুম, হুম। <chuckles> হ্যাঁ। আচ্ছা। তো এই যে কাজের ক্ষেত্রে মানে স্মার্টফোনের সাথে তো ইন্টারনেটটাও কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা স্মার্টফোনে আসলে ইন্টারনেট সংযোগটা আছে। তো ইন্টারনেটটা আসলে কতটুকু গুরুত্ব পাচ্ছে কিংবা মানে ইন্টারনেটটা আপনার জন্য কতটুকু জরুরী হয়ে গিয়েছে?